নো, নো, সে কোনো ধরনের কোনো সুপার ফুড নিচ্ছে না। আ সে তা সে কোনো মিট নিচ্ছে না। সে শুধু ফাইবার এবং আ দেখা যাচ্ছে প্রোটিন নিচ্ছে ফ্যাট নিচ্ছে। খুব কম পরিমাণে। প্রচুর ওয়ার্কআউট করছে। প্রচুর ওয়ার্কআউট এর সাথে, সাথে সে দেখা যাচ্ছে যে আ প্রচুর আ আ ঘুমাচ্ছেও, রেস্টও নিচ্ছে প্রচুর। এবং আরেকটা জিনিস যেটা করছে সে হচ্ছে সকাল ৭ঃ০০ র পরে তার গায়ে আর কোনো ধরণের রোদ লাগতে দেয় না। সে হ ইদার গাড়িতে যাচ্ছে অথবা কোথাও হেঁটে গেলে আমব্রেলা নিচ্ছে এ এবং অফিসে থাকছে বাসায় থাকছে এভাবেই সে তার লাইফটাকে সেট করে নিয়েছে বিগত বেশ কিছু বছর ধরেই আরকি। জ্বি। <chuckles> জ্বি।
হু, হু। হু। ওহ মাই গড! আচ্ছা। তো আপনি যেটা বলছিলেন যে আমরা যদি আ মানে এই যে একটা খাদ্যাভ্যাস মেইনটেইন করলেও বিভিন্ন দাওয়াত, বিভিন্ন কিছুতে আ আমাদেরকে একটু গ্রহণ করতে হে আমার মনে হয় যে আসলে আমরা তো একটু সামাজিকতা তো আমাদেরকে মেইনটেইন করতেই হয়। এখন কোনো বিয়ের দাওয়াতে যেয়ে যেখানে খাওয়াটাই প্রাধান্য দেয় মানুষ সেখানে না খেয়ে থাকবো এটাও হয় না। তবে আমার মনে হয় এ হ্যাঁ, অ্যা এইটুকু কনসিডার করা যেতে পারে। তবে বিয়েতে যাচ্ছি বলেই বা খুব ১ দিন ২ দিন খাচ্ছি বলেই যে ব্যাপারটা এরকম যে খেয়েই যাবো, খেয়েই যাবো এমন না। জাস্ট টেস্ট করার মতো করতে পারি। আমার মনে হয় যে তাতে আহামরি ক্ষতি হয়তো হবে না বা ক্ষতি হলেও রিকভার করা যেতে পারে।
হু, হু। হু, হু। হু, হু। হু, হু, হু। এক্সাক্টলি, এক্সাক্টলি। একদমই না। জ্বি।